বিঞ্জ ওয়াচিং এর অভ্যাসটা না আমার খুব ছোটবেলা থেকেই আছে। আমি এমনে মানে, একটু যদি বলি যে, আমি হচ্ছে, সাধারণত খুব মুভি দেখতে পছন্দ করি। আমি আ প্রচুর কার্টুন বা অ্যানিমে দেখতে পছন্দ করি। কিন্তু সিরিজ বা এ জাতীয় যে জিনিসগুলো আছে, এগুলো আমার তেমন একটা পছন্দ না। ভাল্লাগে না, কেন জানি। আর আমি প্রচুর বই পড়তে ভালোবাসি তো। তো, আগে দেখা যেত যে, ছোটবেলায় মোস্ট অফ দ্য যে সিরিজ যেগুলা ছিল, বা আ এগুলা কিন্তু সাধারণত দেখা যেত যে, অ্যানিমে গুলোর অ্যাডাপ্ট করছে কোন, কোন, মাঙ্গা থেকে বা সিরিজ গুলো হয়তো বইয়ের অ্যাডাপ্টেশন। তো, আমার কাছে মনে হত যে, বইয়ের পুরোপুরি জিনিসটা ওরা তুলে ধরতে পারতেছে না, দেখে আমার তেমন একটা ভাল্লাগতেছে না।
আচ্ছা। হু, হু। বাহ! আচ্ছা। হুম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আ হুম।
কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পর দেখা গেল যে, কিছু, কিছু ,সিরিজ আছে, যেগুলো ভাল্লাগতেছে। তো তখন, আমি আমার ব্যাপারে একটা মজার জিনিস আবিষ্কার করেছি। যে আমি যদি বিঞ্জ ওয়াচিং করি, তাহলে দেখা যায়, একটানা আমি পুরো সিরিজটা শেষ করে ফেলতে পারতেছি। সেটা যত বড় সিরিজই হোক না কেন। কিন্তু ধরুন যে, আমি বিঞ্জ ওয়াচিং না করলে, তখন দেখা যায় যে, আমি কোথায় রেখে দিয়েছি, এরপর আমি ভুলে যাই। যে আমি এই জিনিসটা দেখছিলাম।
হু, হুম। আ আচ্ছা। হুম। তো আ মূলত এই যে বিঞ্জ ওয়াচিং এর যে ব্যাপারটা, এটা তো আপনার সাধারণত যখন শুরু করেন, ঠিক কিরকম সময় লাগে? মানে কত সময়ের মধ্যে সেটা শেষ করতে পারেন? আর, এক বসায় কি সম্পূর্ণ মানে যেকোনো সিরিজ আপনি এক বসাতে পুরোটা দেখে ফেলেন নাকি, অর্ধেক অর্ধেক করে দেখেন?
আচ্ছা, এটা যেটা হয় যে, আমি সাধারণত বিঞ্জ ওয়াচ যখন করতে বসি, তখন হয় যেটা, আমি টানা দেখতে থাকি। হয়তো তখন দেখা যায় যে, আমার কাজের আগ্রহ কমে গেছে, পড়াশোনা হচ্ছে না, অফিসের কাজ হচ্ছে না, আম্মু বকতেছে। আমি বসে বসে, আচ্ছা আরেকটা এপিসোড। আর প্রত্যেকটা এপিসোডের শেষে যে ক্লিপ হ্যাঙ্গার গুলো দেয় না? এটা হচ্ছে না ,আমার পরেরটা দেখতেই হবে। তো এরকম করে দেখা যায় যে, টানা বেশি বড় হলেও দুদিন তিনদিন আমি শেষ করে ফেলেছি। ছোট হলে, একদিনে হয়তো আমি সারাদিন দেখে শেষ করেছি। আমি খাইতে বসে দেখছি, আমি হয়তো আড্ডা মারতে বসে, দেখছি। আমি ঘুমানোর আগে বসে, বসে দেখছি, আচ্ছা ঠিক আছে। এই কাহিনীটা দেখে, তারপর ঘুমাবো। এমন করতে করতে দেখতেছি যে, সকালও হয়ে যাচ্ছে।
আচ্ছা। হু। <chuckles> জ্বী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বাহ্! হুম। জ্বী। হ্যাঁ, এটা তো আসলে, বিঞ্জ ওয়াচারদের ক্ষেত্রে দেখা যায় যে, প্রচুর হয় যে, ওরা দিন রাত কখন কোন দিক দিয়ে যাচ্ছে, জানালার পর্দা লাগানো থাকলে, আর সেটা খেয়ালই করা হয় না। তো এই যে, আপনি যখন আ সিরিজ গুলো দেখেন, কিংবা একটু আগে বলছিলেন যে মাঙ্গার কথা কিংবা অ্যানিমের কথা। তো, এই যে অ্যানিমে গুলো সাধারণত যখন আপনার দেখা হয়, আ তো সেটার মধ্যে কোন ধরনের অ্যানিমে মানে, কোন জনারের অ্যানিমে গুলো, ইউজুয়ালি বেশি দেখা হয় আপনার?
উম হ্যাঁ, হ্যাঁ। হু, হু।